আসলে এক্ষেত্রে আমি আমার কথাই বলি। আমার আ যখন বিয়ে হয় আমার বিয়ে খুব বেশিদিন হয়নি। ১ বছরের মতো। তো উম আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি শুরু থেকে আমার আ আমার যেহেতু আমার আ নিজের পছন্দ করে বিয়ে, তো সেক্ষেত্রে আমার পার্টনার আগে থেকেই আমার স্বভাব সম্পর্কে তার খুব ভালো একটা ধারণা ছিল। যে, আমি কি ধরনের। উম তো অ সেক্ষেত্রে সে এটা বুঝতেই পেরেছে যে আমি একটা বাউন্ডারিতে পছন্দ করি এবং আ খুব বেশি আমার সাথে মানে কথা আব আ বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে, আমাকে ওই ধরনের ঝামেলাগুলোতে পড়তে হয়নি। আসলে আমি করি কি? আমি কথাটা একটু কম বলার চেষ্টা করি। কথাটা কম বললে দেখা যায় যে, আ যে মা মানে অত বেশি তখন না মাখামাখির সুযোগটা কম থাকে। মানে হ্যাঁ। আপনি আপনার শসু শ্বশুরবাড়ির লোকজনের সাথে যত বেশি কথা বলবেন, অত বেশি মাখামাখি হবে। তাদের পক্ষ থেকে অত তাত অত ততই হচ্ছে expectation বাড়বে যে হ্যাঁ। আ ওকে বললে এটা করবে টরবে। এজন্য আমি মনে করি কথাটা কম বলাই উচিত। <giggles> যতটুকু না বললেই না। এ মানে ওখানেও একটা অবশ্যই ওই একটা healthy distance মানে একটা সুন্দর একটা সীমারেখা বজায় রাখাই উচিত। <chuckles>
হুম। হু, হু। হু, হু। আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। <chuckles> হু, হু। হ্যাঁ। হুম, হুম। <laughs> আচ্ছা। হ্যাঁ। হু, উম। হুম, আচ্ছা। ঠিক বলেছেন আসলে। কারণ এ অনেকে হচ্ছে শ্বশুরবাড়ির কথা যেটা বললেন আপনি, অনেকে আ আপনি যদি ভালো করে একটু মেলামেশা করেন, ওদের চাহিদা বেড়ে যায়। সীমাটা ওরা বুঝতে জানে না। অনেকেই এ অনেকের সাথেই এই ব্যাপারটা হয়ে থাকে আসলে। বেশ ভালো কথা বলেছেন আপনি। আপনি কি আ বয়সের ব্যাপারে সীমাটা বজায় রাখেন? মানে যেমন ছোটদের সাথেও কি আপনি এ ঠিকভাবেই এ সীমানাটা বজায় রাখেন?
হু, হু। হু, হু। হুম।